আম হ্যাঁ, এটা একটা ভালো বলেছেন। মানে creative block টা কিন্তু ওই কারণেই আসে। যে, আপনার অ আপনি চাচ্ছেন একটা কাজ করতে যে, ধারাই করতে চাচ্ছেন বা আপনার যে, মানে প্রভাবও সেটা হয়তো ব্যাঘাত করছে। কি অ্যা এটা নানা কারণে করতে পারে যার একটা কারণ আপনি এখনই বললেন যে, ডেডলাইন আ একটা চাপের মধ্যে থাকা আরকি। তো এইটা মানে চ এইটা তো আমাদের মাথাই মানে থাকেই যে, আমার গল্প তো শুধু লিখলেই হল না এটা মানুষের কাছে পৌঁছাতেও হবে আর এই পৌঁছানোর কাজটা নিশ্চয়ই প্রকাশকেরা ক করেন কিংবা ধরেন যে, পত্রিকার সম্পাদকরা করেন বা বইয়ের প্রকাশক যেটাই হোক উনারাই তো করেন উনাদের দিকটাও আমাদের মানে সবসময় ভাবতে হয় আরকি। তো একটা প্রিপারেশন আমাদের থাকে যে, এত তারিখের মধ্যে বা এত দো দিনের মধ্যে আর লেখাটা আমার দিতে হবে ওইভাবে তৈরি করতে হবে। তো এইটা একটা প্রিপারেশন তো থাকেই, তো সেইটা আমাদের মাথায় কাজও করে। সবসময় যে হ সফল হই তা না। আবার অনেক সময় হয় কি ধরেন যে, ধরেন যে, আমাদের আম আ বইমেলা একুশে ফেব মানে ফেব্রুয়ারিতে একটা বইমেলা হয় বড় এই বইমেলার কথা ধই য যদি ধরি। ধরেন যে, আমাদের প্ল্যান ছিল যে, আমাদের আম আ ফেব্রুয়ারির ১৫-১৬ তারিখের দিকে আমরা বই বাজারে আনবো। মানে ১০ তারিখের মধ্যে আমাকে সব শেষ করে ফেলতে হবে আরকি এটা হলো আমাদের প্ল্যান ছিল। শেষমেশ দেখা গেল যে, আসলে ওই সময়টা যে, বই ছাপানোর মত কোন slot মানে কোন ইয়া ফাঁক ফাঁকা নেই। আ ওই কি বলে মুদ্রণ যন্ত্র যেটা, কি প্রকাশনা সংস্থা মানে যারা প্র আ ছাপায় আরকি ওদের কোন আচ্ছা হ্যাঁ, সময়টা নাই, schedule টা হ হচ্ছে না।
হ্যাঁ। হুম। রাইট, রাইট। তা, তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। হুম। আচ্ছা। রাইট, রাইট। বুঝতে পাচ্ছি। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। প্ল্যানিং ছিল রাইট, রাইট। ম রাইট, রাইট হ্যাঁ, হ্যাঁ। পাবলিশার যারা আছে তাদের আসলে সেই মানে slot ফাঁকা নেই। রাইট, রাইট হ্যাঁ, হ্যাঁ।
তখন আমাদেরকে করতে হলে কি বাধ্য হয়ে মানে শেষের পেছনে পেছানোর তো সুযোগ নাই। কারণ বো মেলা শেষ হয়ে যাবে আমাদেরকে আগেই আনতে হবে আরকি। তো ওই সময় আমাকে বলল যে, আপনি আমাকে অনেকদিন আগেই সময় দিয়েছেন। আপনি অন্তত আরো at list ১৫ দিন। পারলে ২০-২৫ দিন আগের লেখাটা আমাকে জমা দেন। তাহলে আমরা ওইভাবে আ কাজ কাজ এগিয়ে নেব। <smacks lips> তো এইটা আমার কাছে মানে দুর্দান্ত একটা চাপের বিষয় হয়ে গিয়েছিল। মানে ২০ দিন বা ১৫ দিন at list আগায় নেওয়া। তে ত তখন যেটা আমরা করেছিলাম ধরেন আ আমার মধ্যে ওইযে, একটা প্রিপারেশন তখন নিতে হয়েছে আমাদেরকে আমরা তখন ওই দ্রুত একটা প্ল্যান, আর সবসময় যে, একদম আমার সেরা লেখাটা যে দিয়েছি, এটা এখন মনে হয় একটু স্বীকার করে নেওয়া ভালো যে, আ আমার সেরা লেখা কিন্তু আমি সবসময় দেইনি। চাপের, চাপের মুখে অনেক সময় আ একটু খারাপ হলেও আমি লেখা দিয়ে দিয়েছি এরকম হয়েছে।
তো অবশ্যই হ্যাঁ। বুঝতে পেরেছি। হ্যাঁ। <chuckles> হ্যাঁ। হুম। <chuckles> বুঝতে পে হ্যাঁ, তো আপনার ক্ষেত্রে আসলে বিষয়টা হয়ে যায় কী যে, মানে চাপের ভেতরে থাকলে আপনি হয়তো আপনি যে, এটা invision করেছিলেন বা আপনি যে, বললেন যে সেরা লেখাটা হ্যাঁ, সেটা আপনি হয়তো দিতে পারেন না। কিন্তু আপনার হাতে যদি এরকম থাকে না অনেক সময় অনেক ও অফুরন্ত সময় একটা থেকে যায় বা আপনি হয়তো নিজে পার্সোনালি কিছু একটা গল্প লিখতে চাচ্ছেন। কোন ডেডলাইন নেই, কিছু নেই আপনার যখন মনে হবে যে, না এটা কমপ্লিট তখন আপনি সেটা পাবলিশ করবেন। তো সেই ক্ষেত্রে কি আ মানে creative block টা কেউ তেমন করে কাজ করে নাকি আসলে সেটা খুব smoothly যায়?
হুম। হুম। হুম।